না, না। চমৎকার, চমৎকার। আসলে আপনি যে মানে খুব চেষ্টা করেন এবং আপনি যে মানুষকে আপ্যায়ন করতেও ভালোবাসেন, এটা কিন্তু আপনার কথা দিয়ে একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে আরকি। তো এইযে দুর্গা পূজার শেষের দিনের যে খাবারটার কথা বললেন, বিভিন্ন আমিষ-টামিষ খান। আ ওইটা কি মানে বাড়ির এ মায়েরাই রান্না করে, নাকি মানে আপনারা ছেলেরা মিলেও রান্না করেন, সবাই মিলে রা করেন? মানে কিভাবে করেন এটা? ওইটার জন্য প্রস্তুতিটা কেমন থাকে?
হুম, হুম। হ্যাঁ, এখানে এয়া এখানে বেশ মজার, মজার স্মৃতি আসলে আছে। কারণ দেখা গিয়েছে যে, অনেক সময় এরকম হয় আহ যে সাধারণত মায়েরাই রান্না করে বা, বাড়িতে যারা ম মহিলা আছে, তারাই রান্না করে। আবার কখনো দেখা যায় যে, বাড়িতে আ আত্মীয়স্বজন আসে, কখনো বা বন্ধু-বান্ধব আসে। তো দেখা গিয়েছে যে, এটা একটা মিশ্রভাবে তই আ আসলে মানে হয়। যেমন ধরুন আ যে, বিভিন্ন ধরনের কাজ থাকে না? একটা রান্না করতে যে শুধুমাত্র রান্নাই করতে হয়, এমনটা তো নয়। আ দেখা যাচ্ছে এর সাথে কিন্তু বেশ আনুষঙ্গিক অনেক কাজ থাকে। যেমন, আ কোন খাবারগুলো রান্না হবে, সেগুলোকে আসলে গুছিয়ে আনা। আহ তারপরে কেটে-কুটে আসলে হ্যাঁ, হ্যাঁ, পরিবেশ অ মানে আ ঠিক করা এবং রেডি করা। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আসলে থাকে। তো দেখা যায় কি? অনেক সময় কাজ ভাগ করে নেওয়া হয়। আবার কখনো, কখনো আসলে আপনার যেমনটা বলছিলেন যে, আ আমরা নিজেরা করি কিনা। হ্যাঁ, আমি আসলে রান্নাটা আসলে অতটা আমার ভালো লাগে না, রান্না করতে। আ স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু বাকি যে কাজগুলো থাকে রান্নার আ পূর্ববর্তী এবং পরবর্তী কাজগুলো, আ সেগুলো সাধারণত আমি বেশি সামলে থাকি। আবার কখনো, কখনো এরকম হয় আমার ভাই, আ তারপর বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন যান আসেন, তারাও অনেক সময় দেখা যায় রান্না আহাম রান্নার কাজে সাহায্য করে বা তারা নিজেরাও আসলে অনেক সময় রান্না করে। কারণ
<chuckles> আচ্ছা, বাহ! চমৎকার। হ্যাঁ, হ্যাঁ। বাজার করে আনা। হ্যাঁ, কেটে কাটাকাটি করা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। সেগুলা হ্যাঁ, বাহ! চমৎকার। তারা তারা হেল্প করে। বুঝতে পেরেছি।
যে যে জিনিসটা রান্না করতে আসলে বেশি ভালো পারে, তাকে দিয়েই সেই জিনিসটা আসলে রান্না করানো হয়।
সে জিনিসটা রান্না করানো উচিত। তা অবশ্যই এ একটা খাবার তো যদি কম স্বাদের হয় উ কি দরকার? যে রান্না করতে পারে ভালো, তাকে দিয়েই তো রান্না করানো অ্যা ঠিক। তো ঐদিন এইযে সম্প্রতি যে দুর্গাপূজাটা গেল ঐটাতে কি খেয়েছিলেন আমিষ হিসেবে? মানে কিসের মাংস খেয়েছিলেন বা মাছ কি মাছ খেয়েছিলেন, কিভাবে রান্না করেছিলেন?
<chuckles> হুম, হুম, হুম। এটাই হয়।